<smacks lips> আমি না বেশ একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে দিয়ে যাচ্ছি। আর এমন একটা দ্বিধাদ্বন্দ্ব বিষয়টা, যে কারো সাথে আলোচনা করব, সেটাও আসলে করে উঠতে পারছি না। আর যার কারণে হচ্ছে কি, এটা <smacks lips> আস্তে, আস্তে আসলে আমার এম একটা মানসিক চাপের তৈরি হচ্ছে। এমন তো <swallows> অবস্থায় যে আসলে আমি কি করবো, আমি আমি কোন কিছু আসলে বুঝে উঠতে পারছি না। তো আ যার জন্য বলা যায় যে আসলে আপনার সাথে কথা বলা। তো আপনি যদি আসলে আমাকে শুনে একটু বলতেন, যে এই পরিস্থিতিতে আসলে আমি কি করবো, বা কি করলে আসলে আমার জন্য ভালো হবে? আ তাহলে বেশ উপকৃত হতাম আরকি। তো আপনি আমাকে একটু বলেন, যে <smacks lips> এমন পরিস্থিতিতে আসলে আমি কিভাবে বের হয়ে আসতে পারবো আরকি? তো আপনি বলেন আমাকে। জি।
আচ্ছা। অবশ্যই। অবশ্যই বলব, সহযোগিতা চাচ্ছেন আমার কাছে, সেজন্যও আপনাকে আ ১ম এই ধন্যবাদ জানাচ্ছি, কারণ অনেকের কাছে আপনি না বলে আপনার মনে হয়েছে, আমার সাথে বললে হয়তো আপনার কোন উপকারে আসতে পারি আমি। আর ১ম এ যেটা বলব, সেটা হচ্ছে যে আ চাপ নিবেন না, এই কারণেই চাপ নিবেন না, কারণ আ আমাদের সবার জীবনেই নানান কারণে মানসিক চাপ তৈরি হয়। অ সেটার কারণে একটু শান্ত রাখা নিজেকে এবং পরিস্থিতি সময় দেওয়া, সেটা বলবো আরকি। আ কিন্তু আপনি যেটা বলছিলেন, যে এ কিভাবে আপনি চাপ থেকে মুক্ত হতে পারেন? আ সেই কারণে আপনি আমার পরামর্শ চাইছেন। সেই পরামর্শ দেওয়ার ক্ষেত্রে আমার একটু জানার যে আপনি আসলে ঠিক কী নিয়ে চিন্তিত আছেন, মানসিক চাপে আছেন? কেন আপনার এই আ মানে মানসিক অবস্থা অনেকটা অস্থিরতার মধ্যে গেছে? সেটা যদি আমাকে একটু বিস্তারিত বলেন, তাহলে কথা বলতে সুবিধা হতো।
হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। উম, জি। হুম, হুম। আচ্ছা। এক্ষেত্রে আমি যদি আসলে বিস্তারিত বলতে যাই, তাহলে হচ্ছে কি? আমি না আমার নিজের ব্যক্তিত্বটাকে আসলে ধরে রাখতে পারছি না। বলা যায় যে আব ইদানিং যাবত আসলে যা ট্রেন্ড শুরু হয়েছে। তো এই ট্রেন্ড এর মধ্য দিয়ে যে আসলে আমি আমি যে আমার যে আসলে আলাদা রকমের একটা ব্যক্তিত্ব আ সেটা যে আসলে কিভাবে আমি ধরে রাখতে পারি? সে ব্যাপারটা না আমি কোনোভাবে আরকি বুঝে উঠতে পারছি না। আর যেটা আসলে বলা যায় যে আমাকে বেশ বেশি রকমের আরকি মানসিক একটা চাপের তৈরি করেছে। কারণ আ দেখা যাচ্ছে যে হচ্ছে কি? মানে আমি যেখানে যাচ্ছি আমার বন্ধু-বান্ধবরা রা আরকি একটা সমালোচনা শুরু করে দিয়েছে। বলা যায় যে আ আমাকে নিয়ে যে, আমি আমি আমি আসলে কোনো প্রকার ট্রেন্ড এর মধ্যে চলে না বা কোনো কো কারোর সাথে আসলে তারা যে বিষয়গুলো জানে আ ট্রেন্ড এর, সেগুলো আসলে আমি জানি না। তো এগুলো নিয়ে না হাসি, তামাশার আসলে একটা যে ব্যাপারটা আ সেটা আসলে তারা শুরু করে দিয়েছে। আর <swallows> আমি আসলে চাচ্ছিলাম যে আমিও তাদের মতো করে আসলে আ নিজের ব্যক্তিগত বা ব্যক্তিত্ব ধরে রেখে আসলে তাদের মতো যে কিভাবে তাদের যে ট্রেন্ড এর যে আ ঘটনাগুলো সেগুলো যে জানতে পারি, আ এই বিষয়টা আসলে আমাকে বেশ বেশি রকমের পীড়া দিচ্ছিল। আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে আ আমি মানে এতো ট্রেন্ড এর ভিতরে আমি আমার নিজের যে আলাদা রকমের ব্যক্তিত্ব, সেটা আসলে কিভাবে ধরে রাখতে পারি আরকি? উম জি।
হু, হু। আচ্ছা। হু, হু। হু, হু। হু, হু। হু, হু। হুম। হু, হু। বুঝতে পেরেছি। আসলে আপনার কথা শুনে আমি আ বুঝলাম যে আপনি, আপনি আপনি যা আপনি সেটাই থাকতে চাইছেন। পাশাপাশি একই সাথে আপনি বন্ধুরা যে ট্রেন্ড এর সাথে গা ভাসিয়ে দিয়ে চলছে সেখানেও অনেকটা যেন নিজেকে বেসামাল মানে অসামঞ্জস্য না লাগে, হাসির পাত্রও হতে চান না। এরকম একটা বিষয়। আ কিন্তু যেটা আমি ১ম এই বলব সেটা হচ্ছে ট্রেন্ড কিন্তু একটা সাময়িক বিষয়। ওটা আসে, চলে যায় কিছুদিন অ্যা সেটা যেকোনো ক্ষেত্রেই হোক না কেন। ইদানিং দেখা যায় যেটা আপনি হয়তো এর মধ্যে পোশাকও আনছেন, হেয়ার স্টাইলও আনছেন। হয়তোবা আমি ধরে নিচ্ছি। কথা বলার ধরণও আছে। ইদানিং আজকাল অনেকেই কথা বলতে গিয়ে বলে দেখি যে অ্যা বাবাকেও বলছে, "আরে ব্রো, তুমি বুঝো না।" হুম? তো এটা তো খুব কানে লাগে। এখনকার ট্রেন্ড হয়েছে সবাইকে ব্রো বলা। এটা যেমন হচ্ছে একটা বিষয়। আ অনেক সময় দেখা যায় যে হেয়ার স্টাইল আ আপনি ছেলে বলেই বলছি। ছেলেদের দেখি কিছু, কিছু হেয়ার স্টাইল কিছু হচ্ছে অনেক লম্বা। এটা হচ্ছে অনেক পুরানো। এটা তবুও সমাজে মোটামুটি সহনীয় দৃষ্টিতে গেছে। কিন্তু ওইযে বিভিন্ন সিঁথিকাটা, বিভিন্ন ধরনের চুলের স্টাইল করা যেগুলো আ ঠিক আ সাময়িক সময়ের জন্যে আসে। তো সেই আ সাময়িক সময়ের সাথে আপনি থাকবেন? নাকি আপনার নিজস্ব ব্যক্তিত্ব যেটা যে আপনার নিজস্ব রুচি আছে, পছন্দ-অপছন্দ আছে, পোশাক এক ধরনের পড়তে আপনি পছন্দ করেন। আপনার নিজস্ব কথা বলার একটা স্টাইল আছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আ আমার নিজস্বই একেবারেই একান্ত ব্যক্তিগত মতামত বা আমি যেটা বিশ্বাস করি। ট্রেন্ড এ গা ভাসানো একজন ব্যক্তিত্ববান তো আমরা তাকেই বলি। কাউ অনেককে কিন্তু আমরা বলি যে, "আরে লোকটার ব্যক্তিত্ব নেই।" কি দেখে বলি? আমরা আসলে তাৎক্ষণিক দেখে বলি কিন্তু কথা না বলেও বলি। অনেকের সম্পর্কে আমরা মন্তব্য করি। তাহলে তার পোশাক-আশাক দেখি, তার আচরণ দেখি, দূর থেকে হয়তো তার একটু কথা শুনি, তার দাঁড়ানোর ভঙ্গি দেখি, সবকিছু দেখেই কিন্তু মানুষের মুখ থেকে হঠাৎ করে বের হয়ে আসে যে, "হয় লোকটার খুবই ব্যক্তিত্ব সম্পন্ন অথবা লোকটার ব্যক্তিত্ব নেই।" এরকম মন্তব্য আমরা করতে শুনি। তো সেই ক্ষেত্রে আপনি একজন ব্যক্তিত্ববান মানুষ। আপনার কথা শুনেই আমি বুঝতে পারছি। সেই ক্ষেত্রে আমার পরামর্শ হবে যে ওই ট্রেন্ড এ গা না ভাসানো। বন্ধুদের বন্ধুরাও আপনার পার্সোনালিটি দেখে বরং হাসাহাসি করবে না। একসময় বলবে যে, "ও আমাদের সবার থেকেই আলাদা, ও যেমন ছিল তেমনই আছে, ও কখনো গা ভাসিয়ে দেয়নি।" কোনো সেটা আ ট্রেন্ড তো খুব বেশি ভালো ট্রেন্ড আছে কিনা আমি জানি না। আ সবই তো একেবারেই সাময়িক। আসলে সবাই বলে যে এখন এটাই ট্রেন্ড। বিশাল ঢোলা পায়জামা অথবা বিশাল ঢোলা প্যান্ট এই আবার খুব ছেঁড়া, ছেঁড়া ঐ যেসব আসে আরকি। তো এইভাবে কি আপনি ভেবে দেখেছেন? জি।
হ্যাঁ। <clears throat> উম জি। একদম। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হু, হু। হু, হু। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হু, হু। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। উম জি। হ্যাঁ, হ্যাঁ। হুম। বুঝতে পারছি। হু, হু। হুম। বুঝতে পারছি। <clears throat> উম জি। হু, হু। উম জি। হু, হু। উম বুঝতে পারছি। না, আসলে বিষয়টা উম না, আমি আসলে এভাবে করে ভেবে দেখিনি। তবে এখন মনে হচ্ছে বিষয়টা আমার আগে থেকে আসলে ভাবা উচিত ছিল। বিশেষ করে আমি, আমি যে চিন্তাটা আসলে করছিলাম, সেটা এখন মনে হচ্ছে যে সম্পূর্ণ অনর্থক আসলে একটা চিন্তা করছিলাম। কারণ আ আমি আসলে চাই কি জানেন তো? মানে আ সবকিছুর ভিতরে একটা সামঞ্জস্যতা রাখা যে আ মার্জিতভাবে আমি যাতে করে আসলে একটা মা মানে মার্জিতভাবে যে চলাফেরা করার আসলে যে ব্যাপারটা আছে সেই সেইভাবে আসলে আমি চলাফেরাটা করতে চাই। আর যার জন্য আসলে বলা যায় যে আমি একটু চিন্তিত ছিলাম যে, আ আমার বন্ধুরা তো আসলে সবাই trend নিয়েই আ কথা বলে। বিশেষ করে যখন, <swallows> কোন একটা movie দেখা, anime দেখা। তো এই বিষয়গুলো না আমি আমি আ আমার কর্মক্ষেত্রের জন্য আমি সময় পেয়ে উঠি না একেবারেই যে আমি আ বলতে পারেন যে আমি সাধারণ যে দৈনন্দিনের খবরাখবরের ব্যাপারগুলো আছে সেটাও না আমি ঠিক একটা সময় করে উঠতে পারি না। যে আমি আ খবরাখবর রাখবো বা সংবাদ দে মাধ্যমগুলো দেখব। আ এই বিষয়গুলোতে যখন আসলে আমি তাদের সাথে আমি আ তাল মিলিয়ে চলতে না পারি, তখন আসলে তারা এখন বলে যে, "আরে এ তো আসলে কিছুই জানে না। আ এতটুকুই বা কথাবার্তা, মানে এ তো আসলে কোন আ ভূমিকাই নেই আসলে কোন কিছুর প্রতি।" তো, <smacks lips> যার জন্য বলা যায় যে, আমি একটু বেশ, বেশি রকমের দুশ্চিন্তার মধ্যে ছিলাম আরকি। আর আ যে ক্ষেত্রগুলো আসলে সবথেকে বেশি রকমের পীড়া দিচ্ছিল। তবে আপনি যে আমাকে এত সুন্দর করে বুঝিয়ে বললেন যে, আ আপনার ট্রেন্ড এর যে ক্ষেত্রগুলো সেটা আসলে সম্পূর্ণটাই সাময়িক। এটার আসলে আ দীর্ঘমেয়াদী কোন ভূমিকা নেই। আর আ ট্রেন্ড এর থেকে যদি আসলে আলাদাভাবে <smacks lips> নিজের ব্যক্তিত্বটাকে ধরে রাখা যায় তাহলে আরকি আ সমাজে আলাদা রকমের আসলে একটা <smacks lips> আ পরিচয় পাওয়া যায় যে না ওই ব্যক্তিত্ব ও ওই ব্যক্তির আসলে যে ব্যক্তিত্বটা সেটা আসলে কারো সাথে যায় না বা তার সাথে কেউ টেক্কা দিতে পারে না। এরকম আসলে একটা ব্যাপার। তো আমার কাছে বিষয়টা বেশ ভালো লাগলো। তো এক্ষেত্রে আ আপনার <smacks lips> বেশ অনেকের ক্ষেত্রে মানে অনেক সময় হয় না যে trend এ follow করি একটু দেখি আসলে। আমিও baggy pant পরে দেখি বা আপ এই ক্ষেত্রগুলোতে আসলে কীভাবে নিজেকে আর কি আটকে রাখা যায় আর কি? জি।
জি। জি। একদম। হুম, হুম। জি, জি। উহু। আচ্ছা। হুম, হুম। হুম, হুম। আচ্ছা। হুম। একদম। হুম, হুম। হু, হুম। হ্যাঁ, অবশ্যই আর যদি আটকাতে চান বা চায় কেউ সেটা হচ্ছে আটকায়ে রাখা যায়। কিন্তু তারপরেও আমি বলব যে একেবারে যেন আমি চাচ্ছি না যে কেউ আমাকে একেবারে backdated বলুক, আমি এই সমাজের উপযোগী না, সেই জায়গাটাতেও নিজে দাঁড়াতে চায় না। তখন কিন্তু দুটোর মধ্যে সামঞ্জস্য করা যায় এ্যা? নোত নিজের একটা যে style আছে তার সাথে নতুন যে trend চলছে তার তার মধ্যে থেকে যেটুকু নিজে আমার পছন্দ হচ্ছে সেইটুকু আমি যোগ করতে পারি। সেটা আ কথা বলার ক্ষেত্রে, সেটা পোশাক-আশাকের ক্ষেত্রে, সেটা movie দেখার ক্ষেত্রে। তবে আমি যেটা বলব আসলে আমি ব্যক্তিগতভাবে যেটা একটু আগে যেটা আপনি বলছিলেন যে খবরাখবর দেখা হয় না। তো স কি হয়েছে? খবরাখবর দেখি না। বন্ধুদের সাথে আলাপ করতে গিয়ে যদি বলি যে, "ঠিক আছে তোমরা আলোচনা করো আমি শুনি। আমি কোন খবরাখবর দেখি না, সময় পাই না বা ভালো লা" অনেকেই আছে কিন্তু কোন খবর দেখতেই পছন্দ করেন না। সময় একটুখানি পেলেও। এই পছন্দ না করারও নিশ্চই কারণ আছে। কারণ স অনেকেই আছে কোন নেগেটিভের খবর শুনতে চান না। কারণ তার মানসিকভাবে তিনি প্রভাবিত হয়ে যান। অনেক খারাপ লাগে তার কাছে। তো আমি avoid করলাম কোন খবরই দেখলাম না। সেটাও আপনি মিশে যেতে পারবেন আপনার ব্যক্তিত্ব দিয়ে। এই জায়গাটায় আমি আবারও আসব। যে যার যা ব্যক্তিত্ব সেটা দিয়েই তিনি তার বন্ধুর সার্কেল, তার পরিবার, তার আত্মীয় স্বজন সব জায়গায় তার colleague দের কাছে সবখানেই। আপনি যদি একটা নির্দিষ্ট ধারাবাহিক পোশাক যেটা অবশ্যই রুচি সম্মত যুগে, যুগে গ্রহণযোগ্য, পরে যান তাহলে কেউ আপনাকে backdated বলবে না। বলবে বরং একজন ভদ্রলোক ব্যক্তিত্বসম্পন্ন মানুষ। আমি বলছিলাম যে এ ভাবে ভেবে দেখতে পারেন? হ্যাঁ, জি।
<clears throat> হ্যাঁ, হ্যাঁ। উম জি। হুম, হুম। হুম, জি। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, জি। হুম, হুম। হুম, জি। হ্যাঁ, হ্যাঁ। হুম, বুঝতে পারছি। হ্যাঁ, হ্যাঁ। ওম জি। উম বুঝতে পারছি। না, আসলে আমি এভাবে করে উম জি <smacks lips> এর, এর আগে এভাবে আসলে চিন্তা করে দেখিনি। তবে, আপ এখন আসলে বিষয়টা আমার কাছে বেশ একটা পরিষ্কার একটা ব্যাপার মনে হচ্ছে। আমি, আমি শুধু, শুধুই আসলে একটা চিন্তা করছিলাম এতক্ষণ ধরে বিষয়টা যেটা বুঝতে পারলাম যে আ আপনার আ সমাজের আরকি trend এর দিকে আসলে মানতে যেয়ে আমি আসলে আমার যে আলাদা রকম একটা ব্যক্তিত্বের যে ব্যাপারটা আছে সেটা আসলে হারিয়ে ফেলছিলাম। তো আ তারপরেও আপনি আসলে trend মেনে আসলে আমাকে যে আ একটা উপায় বললেন যে, যে বিষয়গুলো আসলে ভালো লাগে বা মার্জিত সেই বিষয়টা আসলে আমি যদি আ আমার যে আ স্টাইল সেখানে যদি add করতে পারি তাহলে সেখানে আসলে আমার যে ব্যক্তিত্বটা সেটাও আসলে ঠিক থাকবে। আবার trend এর সাথেও আসলে আ চলা, চলে যাওয়া লাগবে। আর বিশেষ করে আপনি <smacks lips> আমাকে যে preference টা বললেন যে আ <swallows> আমি যেহেতু আসলে কোন খবর দেখি না তো বা বা জানিও না। তো তোমরা আলোচনা করো। আসলে আমিও জানি খবরটা আসলে কিরকম কী? বা এ এটার আসলে বিস্তারিত আ মুলক মানে রুপক অর্থে আসলে বিষয়টা কি? সে ব্যাপারটা আসলে আমি জেনে যেতে পারবো। আর তাদের ক্ষেত্রে আসলে আমার যে প্রভাবটা সেটা আসলে খুব বেশি একটা পড়বে না। তারা আগ্রহ নিয়েই আসলে আমাকে বলবে আশা করছি। আর সত্যি কথা বলতে কি, আমি এই বিষয়গুলো নিয়ে বেশ একটা মানসিক চাপের ভিতরে ছিলাম। তবে এখন না আসলে এই বিষয়টা আসলে আমার কাছে মানসিক চাপের থেকে তো চলে গিয়েছে। সাথে আত্মবিশ্বাসও কয়েকগুণে বেড়ে গিয়েছে। যেটা আমার ভবিষ্যতে <smacks lips> আ আমার যে ব্যক্তিত্ব সেটা ধরে রাখতেও সহায়তা করবে বলে আশা করছি। তো <tsk> ধন্যবাদ আপনাকে অসংখ্য যে আমাকে এত সুন্দর করে শুনলেন, তারপরে কিছু পরামর্শ দিলেন আরকি তার জন্য। ভালো থাকবেন।
জি। জি, জি। হুম। হুম। আপনাকেও অসংখ্য ধন্যবাদ যে আপনি আমাকে ভরসা করে আপনার আ কথাগুলো বলেছিলেন এবং আমার কথা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়েছে জেনে আমারও খুব ভালো লাগছে। আশা করছি আপনিও খুব তাড়াতাড়ি এই আপনার ব্যক্তিত্ব ধরে রেখেও trend বজায় রাখতে পারবেন। শুভকামনা।
হ্যাঁ। হুম।